বেশি incentive বা একটু ভালোভাবে তাদেরকে ট্রিট করি তাহলে তারা ঘর থেকে বেরিয়ে আসতে সাহস পাবে এবং তাদের মনে যে আসলে social taboo আছে সেটা আসলে আর থাকবে না। তো এই বিষয়গুলো আসলে নিশ্চিত করনের মাধ্যমে কিন্তু আমরা সামাজিক জি, সামাজিক অর্থনৈতিক যে, আ অর্থনৈতিক যে, আ উন্নয়ন আছে সেগুলো কিন্তু নিশ্চিত করতে পারছি। তবে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই রিসেন্ট টাইম এ কিন্তু আমরা নারীদের অনেক অগ্রগতি দেখতে পেয়েছি বা অনেক উন্নয়ন দেখতে পেয়েছি। তবে এই উন্নয়নগুলোর মধ্যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো আপনার কাছে কি, কি মনে হয়েছে?
হুম। হুম, আপনি চমৎকার বলেছেন ভাই বিষয়টা। হুম। হুম। হুম। এটা আমার কাছে মনে হয়েছে যে এখন আমরা যদি স্কুলগুলোতে যাই বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাই সেখানে কিন্তু আমরা সেখানে এ নারী শিক্ষার্থীদের অর্থাৎ মেয়ে শিশুদের আ কিন্তু ব্যাপক
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।